হ্যাঁ এবং সেটা কিন্তু আসলে সমাজ বা পরিবারই কিন্তু আস এ্যাকচুয়াল দায়িটা হয়ে যায়। আমার ব্যক্তিগতভাবে মতামত যেটা। এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে কিন্তু ওই যে ভেদাভেদ জিনিসটা চলে আসে। তো আমার কাছে মনে হয় কি, পরিবারের হচ্ছে যে গুরুজন, যে স বয়স্ক সে হচ্ছে আসলে হওয়া উচিত হচ্ছে শাসনকর্তা বা মেইন কর্তা হওয়াটা উচিত। সেই যা বলবে প্রত্যেকটা মানুষকে শোনা দরকার। আমার ব্যক্তিগতভাবে যে টাকা কম দিক বা বেশি দিক ডাজ নট ম্যাটার এটাতে। যেটা হচ্ছে, গউ যে গুরুজন সে এক্সপিরিয়েন্স অনেক বেশি। সে জানে আসলে কিভাবে সংসার চালাতে হয়, কিভাবে পরিবারকে আঁকড়ে রাখতে হয়। সো তার থেকে আমাদের কিন্তু এই জিনিসটা শেখার মধ্য দিয়েই আসলে ওই জায়গায় টাকা টাকে না এনে। আমরা তো টাকা তো লাগবেই। সেটা একটা বাজেট এর মধ্যে আমরা খরচ করি। আমরা কে কত টাকা দিবে সেটার একটা বাজেট নিয়ে নিলাম ১ম এ মাসের শুরুতে। সে বাজেট দিয়ে আমরা যদি চলাফেরা করি এবং স এবং পরবর্তীতে আমরা কিছু uncertainty এ্যামাউন্টও যদি রেখে দিই, যদি প্রয়োজনে ভবিষ্যতে দরকার হয় ওখান থেকে খরচ করলাম এবং যে গুরুজন আছে সে গুরুজন আসলে এই জিনিসটাকে মেইনটেইন করবে সেটা হলে কি হয় জানেন?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। একজ্যাক্টলি, একজ্যাক্টলি। অবশ্যই। অবশ্যই। অবশ্যই, অবশ্যই। চমৎকার করে বলছেন। অবশ্যই। হু, হু। উ হু। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই, অবশ্যই। আপনি আপনি দেখেন কিন্তু ভাই আপনি আপনি কিন্তু একটা একটা মানে পরিবারকে টিকিয়ে রাখা বা পরিবার বলতে যে জিনিসটা বুঝি আপনি সেই, সেই জায়গাগুলোতে কথা বলছেন। এই ব্যাপারগুলা আমার অনেক ভালো লাগে যে আসলে যারা পরিবারের গুরুত্বটা বোঝেন। দেখেন টাকা-পয়সা যেখান থেকে আসুক না কেনো, যেভাবে আসুক না কেনো যার যতটুকু আছে কোনো একটা জায়গাতে টাকাগুলা আসবে। সেটাকে আমি সঞ্চয় করি বা যা চিন্তা করি সেটা পরিবারের গুরুজন আসলে ডিসাইড করবেন। সেক্ষেত্রে তিনি আসলে পক্ষপাতদুষ্ট ব্যাপারটা করবেন না। তবে এইটা অনেক ভালো যে বাবা-মায়েরা পক্ষপাতদুষ্ট খুব একটা করে না। তবে ইদানিংকালে সেটাও দেখা যায়। কিন্তু ভাই এই যে আ মতভেদ যে দেখা যাচ্ছে টাকা-পয়সা নিয়ে আসলে পরিবারের মধ্যে মতভেদ থাকে। তারপর বিভিন্ন মানসিকভাবে বা সাংস্কৃতিকভাবে সেটা একটা বড় ধরনের ইফেক্ট কিন্তু আমাদের মধ্যে থেকে যায়। কারণ আমাকে আমাকে ভারত থেকে সালমান খান ফোন করে যদি অপমান করে দেয় টাকা-পয়সা নিয়ে আমার কিন্তু এটা ১ দিনও মনে থাকবে না। আমার মনে থাকবে অপমানটা যে অপমানটা আমার ভালোবাসার মানুষ, আমার পরিবারের মানুষ, আমার কাছের মানুষগুলা যদি আমাকে ওরকম কোনো কষ্ট দিয়ে দেয় টাকা পয়সার জিনিস নিয়ে তবে কিন্তু আমার সেটা অনেক দিন কষ্ট দিবে, পীড়া দিবে। তাই নয়?
আচ্ছা। আচ্ছা। অবশ্যই। অবশ্যই। অবশ্যই, অবশ্যই। অবশ্যই। আচ্ছা। অবশ্যই। <chuckles> অবশ্যই, অবশ্যই। অবশ্যই, অবশ্যই, অবশ্যই, অবশ্যই এটা স্বাভাবিক। আপনি কাছের মানুষটার যদি কষ্ট পান সেটা সবচেয়ে বেশি খারাপ লাগবে যতটা দূরের মানুষ আপনাকে কষ্ট দিবেন। আর সেটা যদি ফ্যামিলি মেম্বার হয় সেটা আরও বেশি কষ্ট এবং যার কারণে আমি কিন্তু দেখি আসলে যৌথ পরিবারগুলাকে এখন আজকাল ভেঙে গিয়ে সবাই কিন্তু এখন একক-পরিবারের দিকে সবচেয়ে বেশি উন্মুক্ত হয়ে যায়। যেটা আসলে আমাদের কালচার বা সংস্কৃতির মধ্যে কিন্তু অংশ বলে আমি মনে করি না, আমার ব্যক্তিগতভাবে মন
হুম, হুম, হুম, অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই, অবশ্যই। একক-পরিবার অনেক ঝামেলা আছে ভাই। যৌথ পরিবারে শুধু সুযোগ-সুবিধার, সুযোগ-সুবিধাই ভরা। যাই হোক ভাই অনেক ভালো কথাবার্তা বলেছি আপনার সাথে। আ মনে হচ্ছে আরও কথা বললে ভালো লাগতো।
<chuckles> ভবিষ্যৎ। অবশ্যই, অবশ্যই। ভবিষ্যতে অন্য বিষয় নিয়ে কথা হবে। ধন্যবাদ।
আপনি ভালো থাকবেন।

অবশ্যই, অবশ্যই এবং যখন সেটা যখন তুলে ধরা হয় এবং তুলে ধরলে সে জিনিসটাকে না মেনে এই যে একটা মতবিরোধ করে ফেলে। এবং সেটার জন্য ঝগড়াঝাটি এবং সেখানে হচ্ছে আমি দেখছি ভাইয়ে, ভাইয়ে, হচ্ছে কথা বলা অফ হয়ে গেছে। ভাইয়ের ছেলে-মেয়েরা কেউ আরও সাথে কথা বলছে না। ২ টা ফ্যামেলি দু দুই ভাগ হয়ে গেল গা। এই জিনিসটা আমার কাছে দেখতে খারাপ লাগে। কারণ ছোটবেলায় কিন্তু আপনি আপনার ভাইয়ের সাথে খেলাধুলা করছেন। আমি আমার ভাইয়ের সাথে খেলাধুলা করছি।
হু, হু, হু। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ভাই আপনি যথেষ্ট মানসিক একটা সুন্দর কথা বলছেন। আমি কিছু বুঝতে পারি না। ছোটবেলায় আসলে আমাদের, আ অল্প হোক বেশি হোক বা বাবা-মার যে থ্রুতে থাক না কেনো, ভাইবোনগুলো থাকলে আমরা কিন্তু আসলে বিভিন্ন খুনসুটি করে একসাথে বড় হইছি। তো বড় হওয়ার পর যখন সবার বিয়ে হয়ে যায়, যখন আসলে বাবা-মা একটা স বার্ধক্যের জায়গায় চলে আসে, যখন ফ্যামিলির বাকিরা সবাই সেখানে টাকা-পয়সা দিয়ে এক জায়গায় হবে, তখন কিন্তু তাদের মধ্যে আসলে সমস্যা সৃষ্টি হয়। এবং সেই সমস্যাগুলো আমার মনে হয় আসলে বিয়ের পর মানে বিয়ের পরেই আসলে বেশি হয়। বিয়ের পরে আসলে মানুষ স্বার্থসিদ্ধি চিন্তা করতে শুরু করে। সেটা পরের জন্য না নিজের জন্য বুঝতে পারি না। কিন্তু বিয়ের পরে এই সমস্যাটা বেশি হয়।
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আ আচ্ছা। <chuckles> আমিও একমত। আমি আপনার সাথে একমত। আসলে কি জানেন? এইযে বিয়ের পর হোক আর আমার কাছে ব্যক্তিগত মনে হয় ভাই, তো ভাই, তাই না? আমরা তো একসাথেও বড় হয়েছি, খেলাধুলা করেছি, একসাথে থেকেছি। তো এই সম্পর্কগুলা আসলে নষ্ট করার তো কোনো মানে হয় না। হয়তো পৃথিবীতে তো মানুষ একটা নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু আসে। এই সময়ের মধ্যে এত ভেদাভেদ, এত টাকা নিয়ে কি এমন মারামারি করে ফেলে যে আসলে ভাই, ভাইকে চিনতে পারে না?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। উহু! যথেষ্ট সুন্দর কথা বলেছেন। সবাই যদি এই জিনিসটা বুঝত তাহলে কিন্তু অনেক ভালো হইত। ইভেন আমি এরকম একটা কথা শুনেও কষ্ট পাইছি। পরিবারের কোনো একটা মানুষ কষ্ট করে ফ্যামিলিকে বেশি টাকা দিচ্ছে, কষ্ট করেই দিচ্ছে। তারপর যখন তার একটা প্রাপ্তি স্বীকার, প্রাপ্তি স্বীকার কিন্তু অনেক বড় জিনিস। প্রাপ্তি স্বীকার, কৃতজ্ঞতা এটা কিন্তু বড় জিনিস। ইভেন ইভেন, আমাদের মায়েদের কাছে প্রাপ্তি স্বীকার করা উচিত আমাদের মাঝেমধ্যে। যদিও আমরা করা হয়ে ওঠে না। ইভেন ইভেন, আমাদের কাছের ভাইবোন যাই বলি না কেনো প্রাপ্তি স্বীকার থাকা উচিত ভাই। মাকে জড়িয়ে ধরে বলা উচিত, "তুমি আমার জন্য অনেক কিছু করেছ।" বলা উচিত আমি মনে করি। তো দেখা যায় কি তখন, আ তখন পরিবারের মানুষগুলা কি বলে? হ্যাঁ, ওর আছে ও দেয়। মানে ওর টোনটা, ওর কথার একসেন্টটা আপনার এতদিন যে ভালোবাসা থেকে জিনিসটা দিয়ে আসছেন না, যে পরিবারকে ভালোবাসে বলে দিয়ে আসছেন, হয়তো অন্য কোনো উদ্দেশ্য নাই, ওই পুরো জিনিসটা কিনে না নিয়ে না ঘৃণা বানিয়ে দেয়।
আচ্ছা। আচ্ছা। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। অবশ্যই, অবশ্যই। আচ্ছা। অবশ্যই, অবশ্যই। অবশ্যই, অবশ্যই, অবশ্যই আমিও একমত। <chuckles> হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা।